উম না সত্যি প কথা বলতে না। কারণ আ আমার কাছে মনে হয় যেন আমার যা আছে, তা নিয়ে আমি হ্যাপি। মানে যতটুকু আমাকে আমার সৃষ্টিকর্তা দিয়েছেন, আমার আ জীবনে আমার কোনো অপূর্ণতা আন আছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ যদি অ্যা অ্যা অনেকেরই থাকে আমি দেখেছি আপনি যেটা বলেছেন মানে আমারই পরিচিত কিছু মানুষ আছে। ধরুন আমার বাসায় যদি আ ৩৫ ইঞ্চি আ টি টেলিভিশন থাকে, আ কারো বাসায় ৫০ ইঞ্চির আ টে আ টেলিভিশন থাকে, আ আমার কাছে মনে হয় যে দুটো টেলিভিশন তো দেখা যাচ্ছে, ছবি তো দেখতেই পাচ্ছি। কিন্তু অনেকেরই থাকে যে, "না, ওই ৫০ ইঞ্চির টেলিভিশন কেন ওর বাসায় আছে? আমারও এখন লাগবে।" তো আমার মধ্যে না কখনো ব্যাপারটা আ হ্যাঁ, একদমই তাই। আমার কাছে কখনোই আসলে আমি ওরকম পরশ্রীকাতরতা আ কখনো ফিল করিনি। আমার কাছে মনে হয়েছে যতটুকু হলে জীবন ধারণ করা যায়, সবকিছুই আমার কাছে আছে। সৃষ্টিকর্তা আমার অতটুকু সুযোগ সুবিধা, সামর্থ্য আমাকে যথেষ্ট দিয়েছে এবং ওই ৩৫ ইঞ্চি টিভিতে দেখেই আমি খুশি, আমার এই ছোট্ট ফ্রিজ নিয়েই আমি খুশি। কারো লম্বা আ বা double door এর ফ্রিজ বা কারো ৫০ ইঞ্চি টিভি আমার দরকার নেই। মানে আমার যদি এটাতে কাজ চলে যায় আ তবে কেনো নয়। শুধু, শুধু কেনো অন্যের সাথে আ competition করতে গিয়ে আমি আমার সঞ্চয়টা ভাঙবো বা আমি আমার কেনো আর্থিক ক্ষতি করতে যাবো। আমি ওই ব্যাপারে কখনোই আগ্রহী না এবং যারা আছে তাদেরকেও আমি মাঝে, মাঝে বুঝানোর চেষ্টা করি যে কারো সাথে competition করে তো আসলে জীবনে পার পারা যাবে না। "কারণ যে ৫০ ইঞ্চি টিভি কিনছে সে হয়তোবা পরের দিন home theater লাগাবে। তাহলে কি তুমি গিয়ে আবার home theater লাগাবে?" কারণ আ সবসময় তো আসলে competition করে, এ তুলনা করে অ্যা বা ওর চেয়ে ভালো আমার থাকতে হবে। এরকম করলে যেটা হয় অ্যা একটা দিন শেষে যেটা হয় যে আর্থিক যে সঞ্চয়টা, সেটা আর করা হয় না। বা আ অর্থনৈতিকভাবে আমি দেখেছি এই ধরনের মানুষগুলো খুব ক্ষতিগ্রস্ত হয় জীবনের একটা পর্যায়ে গিয়ে। তো আমি এই ব্যাপারটাকে একেবারেই আসলে সাপোর্ট করি না আরকি।
আচ্ছা। বেশ! চমৎকার। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আর তুলনা করা শুরু করে কোনো, কোনো ক্ষেত্রে। জি, জি। আচ্ছা, আচ্ছা। যথেষ্ট দিয়েছেন। জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। ভাঙবো। ঠিক তাই। জি, জি। জি। হ্যাঁ, এটা এটা বাজে অভ্যাস একটা। হুম। জি। জি, জি। বুঝতে পারছি। হ্যাঁ, ঠিকই বলেছেন।

হুম, অবশ্যই। আ সেটা হচ্ছে সঞ্চয় যারা করি আমরা। তাদের নিশ্চয়ই একটা ধর একটা লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু থাকেই। হ্যাঁ? তো আমারও আছে এ্যা আ আমারও আছে সেক্ষেত্রে সে যেমন আমি ১ম এই বলেছিলাম। যেহেতু আমার সন্তানের জন্য আমি একটা বেসিক যাতে আমি আমি ওটা বলছি না যে ওকে একেবারে সাজিয়ে গুছিয়ে সব দিয়ে যাব। সেটা বলছি না। আ মানে যতটা সম্ভব এ্যা এট লিস্ট ওর পড়া-লেখাটা পর্যন্ত যাতে করে নিজের পায়ে দাঁড়াতে পারে। অতটুকু পর্যন্ত যাতে আমি ওকে নিয়ে যেতে পারি সেটার জন্য তো আমি সঞ্চয় করছি। সাথে, সাথে আমি এবং আমার পরিবার আমরা সবাই একটু ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি। তো ওই জন্য দেখা যায় যে, আমাদের যে আ সঞ্চয়টা আমরা আ ওই ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করি। প্রত্যেক বছরই আমরা একটা বছরে দুবার আমরা চেষ্টা করি দেশের ভেতর বা দেশের বাইরে দেয়ার জন্য। হ্যাঁ। কারণ এই যে স আয় করছি, আয়টা যদি সারাক্ষন সঞ্চয়ের পেছনেই রাখি, সারাক্ষন যদি থাকে যে, কত টাকা আমার ব্যাংক ব্যালেন্স হলো, সেটাই যদি থাকে তাহলে তো আসলে জীবনটাকে উপভোগ করা হবে না। তো আমরা যেটা দুজনই ভাবি, আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই যে জিনিসটা ভাবি যে সঞ্চয়ও করবো। কিন্তু জীবনকে উপভোগ না করে নয়। জীবনকেও উপভোগ করব। <chuckles> তো আমরা যেটা আ করি সবসময় যে এ্যা আমাদের সঞ্চয়টা অবশ্যই আমার সন্তানের জন্য অবশ্যই আমাদের যা দুজনেরই বাবা-মা আছে বয়স্ক যারা আমাদেরকে বড় করেছেন তাদের জন্য। পাশাপাশি নিজেরাও কিন্তু বাঁচতে চাই। কারণ <smacks lips> মেক্সিমাম মানুষ যেটা আমার বাবা-মা দেরকে আমরা দেখেছি। নিজেরা কিন্তু জীবন উপভোগ করেনি। এখন এসে হচ্ছে বয়স হয়ে গেছে, বয়সের ভারে চাইলেও আর জীবন উপভোগটা করতে পারছে না। কিন্তু আমরা হ্যাঁ, আমরা আসলে ঐ পথে যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে, হ্যাঁ, সন্তানের জন্য অবশ্যই আমরা সঞ্চয় করব। কিন্তু নিজেদের জীবনকে অনুপভোগ্য রেখে না। আ মানে নিজেরে নিজেদের জন্যও বাঁচবো, নিজেদের জন্য একটু খরচ করব। কারণ এইযে, খ ও আয়টা যে করছি, কষ্ট করছি, ৯ টা ৫ টার অফিস করছি, তারও তো একটা ব্রেক তো দরকার আছে, তাই না? একটা ব্রেক না দিলে আসলে জীবন চলবে না কোনোভাবেই। তো ওভাবে করে ব্যালেন্স করে আ চলছি আরকি।
জ্বি, জ্বি। নিশ্চয়ই থাকে। জ্বী, জ্বী, জ্বী। জ্বি। জ্বি, জ্বি, নিশ্চয়ই। আচ্ছা। একটা ট্রিপ দেওয়ার জন্য পারিবারিক সবাই মিলে। জ্বি, জ্বি, হু। জ্বি, জ্বি। নিশ্চয়ই। চমৎকার। ওয়াও, ওয়াও, চমৎকারের আসলে। জ্বী, জ্বী। জ্বি, জ্বি। করতে পারছে না, ঠিক তাই। জি, জি। জ্বি, জ্বি, জ্বি। হু, হু। নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। হ্যাঁ। অবশ্যই। বাহ! চমৎকার। আ আসলে ব্যালেন্স করার বিষয়টি আপনি আসলে ১ম থেকেই বলছিলেন। যারা জীবনে ব্যালেন্স করতে পারে না, তারা কিন্তু সঞ্চয় প্রবণতাও তাদের মধ্যে কাজ করে না। কারণ অগোছালো জীবনযাপন থেকে না কোনো না কোনোভাবে কিন্তু অ্যা সঞ্চয় প্রবণতাটাকে কাজে লাগানো যায় না। ওইযে বিলাসী পণ্যের কথা বলছিলেন, যে অন্যের সঙ্গে তুলনা না করার কথা বলছিলেন। কোনো, কোনো ক্ষেত্রে কি মনে হয় যে, একটু বিলাসিতারও দরকার রয়েছে একটু ছোট্ট করে যদি বলেন?
একদমই তাই।